আচ্ছা বুঝতে পেরেছি। মানে কঠিন সময়ে আপনি তাদের কথা কিন্তু পথ কিন্তু মেনে চলার চেষ্টা করেন। বিশেষ করে এই যে এখন যেটা বললেন যে আপনিও কিন্তু তাদের মতো এখন নিজেদের সন্তানকে কিন্তু বলছেন যে, আ তোমরাও কিন্তু এটা পার করবে তোমাদেরও কিন্তু পার করতে হবে তো এবার কি বোঝানোর চেষ্টা করে থাকেন। তো তার সাথে যদি বলতেন যে আ বয়স বাড়ার সঙ্গে, সঙ্গে কথার মূল্য কি আপনি নতুন করে বুঝেছেন কখনো?
জি, জি। নিশ্চয়, জি। হ্যাঁ, আমি তো প্রথমেই আপনাকে বললাম যে প্রথমের দিকে যখন আমরা কিশোর ছিলাম কিংবা যুবক হলাম, আ কিংবা যতক্ষণ বিয়ে শাদি করি নাই এবং যতক্ষণ আ নিজের সংসারের মধ্যে ঢুঁকি নেই। আ ততক্ষণ পর্যন্ত কিন্তু বাবা মায়ের ওই কথাগুলো বেশি একটা উপলব্ধি করতাম না। মনে হত যে, কথা বলার জন্য বলছে কিংবা আমাদেরকে শাসন করার জন্য বলছে। কিংবা আমাদেরকে আদর করার জন্য বলছে। কিন্তু যখন বয়স বাড়লো এবং আমি নিজেই যখন একটা সংসার শুরু করলাম। এবং আমার যখন সন্তান হলো বয়স বাড়ার সাথে, সাথে আপনি যেমনটি বলছিলেন। তখনই তো আমার ভেতরে বেশি গুলো উপলব্ধি আসলো যে আসলে আদতেই ভোগ করার জন্য না আ কোন বিলাসিতার জন্য না। শুধুমাত্র সন্তান যখন এই পৃথিবীতে চলে আসে, বাবা মা তখন মানুষ সৃষ্টি হয় নিজেকে বাবা কিংবা মা রূপে মানুষ নিজেকে সৃষ্টি করে। এবং তখন কিন্তু তার আর অন্য কোন বিষয়ে মত মন মনোযোগ থাকে না। শুধু একটাই চিন্তা থাকে আমার সন্তান, আমার সন্তানের ভবিষ্যৎ। আমিও যেমনটি কল্পনা করছি, আমার বাবা মা নিশ্চয়ই সেটি কল্পনা করছিল এবং বয়স বাড়ার সাথে সাথেই আমি সেটা আসলে বুঝতে পেরেছি।
উব ক জি। উপলব্ধি করতেন হ্যাঁ, ঠিক। ঠিক, আসলে। বাবা কিন্তু মা খোঁজ। সন্তান আচ্ছা ইন্টারেস্টিং। বুঝতে পেরেছি, বেশ চমৎকারভাবে বললেন যে বয়সের সাথে, সাথে কিভাবে মু তাদের কথার মূল্যটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন আর এই উপদেশগুলোই কিন্তু আপনি নিজের এখন সন্তানকে কিন্তু দিচ্ছেন বা আ কেন আপনি আ তাড়া দিয়েছিল সেটাই কিন্তু এখন আপনি নিজে থেকে করছেন। বেশ ভালো একটা বললেন তার সাথে যদি আপনি বলতেন যে, আ মা-বাবার কোনো কথা আছে যেটা আপনি অন্যদেরকে শেখাতে চান?
ঠিক তাই। হুম, হুম।

অনেকগুলোই নিষেধ করত তারা। বিশেষ করে এই যে দুপুরবেলা খেলতে যেও না। <chuckles> কেনো বলতো তখন বুঝি নাই। আ যে, "দুপুরবেলা একটু বে পড়াশোনা শেষ করে যখন স্কুলে থেকে আসলা তখন একটু খেয়ে-দেয়ে একটু রেস্ট নাও। বিকেলবেলা খেলতে যাইও, দুপুরবেলা যাইও না।" তো এই কথাগুলো এখন বুঝতে পারি যে একটা রেস্ট নেওয়া আ কিংবা নিজেকে একটু বিশ্রাম দেয়া, আ কিংবা মস্তিষ্কটাকে একটু ঘুম পাড়ানো এগুলো কিন্তু অনেক সময় কার্যকরী হতো যেটা সেই সময় বুঝতে পারতাম না। তো এখন বুঝতে পারি যে তাদের এই কথাগুলো যদি তখন শুনতাম, হয়তো আমাদের জীবনটা আরো উন্নত হত। যেটি আমাদের সন্তানকে এখন বলার চেষ্টা করি। আ যে আ এটা কিন্তু জীবনের পরিবর্তনের জন্য একটা ভালো জিনিস যে বাবা-মায়েরা বলে যে দুপুরবেলা একটু রেস্ট নাও, কিংবা না ঘুমাও অন্তত বিছানায় শুয়ে থাকো ৫-১০ মিনিট ২০ মিনিট জি। তো এসব জিনিস আসলে জীবনে অনেক সময় আশীর্বাদের মতো কাজ করত যদি আমরা আ সেগুলা মেনে চলতাম।
দুপুরবেলায় খেলতে যাও না, হ্যাঁ। রেস্ট নেওয়ার ব্যাপারটা আছে। এখন বুঝতে পারছেন, হ্যাঁ। চেষ্টা করে থাকেন। শুয়ে থাকো, ঠিক বলেছেন আপনি। আশীর্বাদের মতো কাজ করেছে। বেশ চমৎকারভাবে বললেন যে কীভাবে বাবা-মার কথা কিন্তু আপনাকে ছুঁয়েছে, বিশেষ করে আ তাদের কিন্তু মাঝেমধ্যে নিষেধাজ্ঞা কিন্তু দেওয়া হয় যে এই যে বাইরে যাতে না যান আপনি বিশ্রাম নেন। সেটা কিন্তু আশীর্বাদ হয়ে কিন্তু এখন বুঝতে পারছেন আ এই যে বিশ্রাম নেওয়ার যে ব্যাপারটা এটা শরীরে কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। আর তার সাথে, সাথে কিন্তু আ আপনি যেটা বললেন যে আপনার বাবা বা মা কিন্তু এরকম বলতেন যে, এখন কিছু না করলে কিন্তু ভবিষ্যৎ না খেয়ে মরতে হবে। এটা এই যে আপনার ভালোর জন্য বলেছেন এটা কিন্তু সময়ের সাথে, সাথে কিন্তু বুঝতে পারছেন। আর আ যেটা বললেন, যে আপনি কিন্তু নিজের সন্তানকে এখন কিন্তু বোঝানোর চেষ্টা করেন যে দায়িত্বশীল হওয়ার যে ব্যাপারটা, বা এই রেসপনসিবিলিটি নেওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু এখনই আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। এটা কিন্তু আপনার বাবা-মা থেকে আপনি শিখেছেন। তো বেশ ভালো লাগলো আপনার সাথে এই বিষয়ে কথা বলে আপনি ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি। নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। জি, জি, জি অবশ্যই। হু, হু। জি। নিশ্চয়ই তাই। জি বাবা-মার আ প্রত্যেকটা কথাই সন্তানের জন্য গুরুত্বপূর্ণ। এবং তারা এম সন্তান হয়ে যাওয়ার পর তাদের ব্যক্তিত্ব বলতে সবকিছুই বিসর্জন করে দেয় সন্তানদের মানুষ করার জন্য। আ তারা হয়তো তাদের সন্তানের জন্য করছে কিন্তু আমরা এখন আমাদের সন্তানের জন্য করছি। এ ব্যাপারে আলাপচারিতায় আমাকেও ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।

অ্যা হ্যাঁ, দেখুন আম তাদের প্রত্যেকটা কথাই মনে পড়ে। বিশেষ করে তাদের অনুপস্থিতিতে আরো বেশি মনে পড়ে। যখন তারা পৃথিবীতে ছিল, তাদের সেই কথাগুলোকে তেমন একটা আ আবেগ দ্বারা তাড়িত হত না। কিন্তু যখন তারা এই পৃথিবী থেকে চলে গেলেন, আ তখন মনে পড়ে যে, তাদের প্রত্যেকটা কথাই একটা আবেগের সঙ্গে এখন মনে পড়ে। যে, কেন সন্তানদেরকে ঘিরে বাবা মায়ের এই প্রত্যাশা কিংবা তাদের যে, ব্যর্থতা, অ্যা তাদের সফলতা, সন্তানদের সফলতাই বাবা মায়ের সফলতা এবং এ এই যে, বিষয়গুলো তারা বলত যে, "তুমি ভালো মানুষ হলেই আমরা খুশি। আমাদের আর কোন চাওয়া পাওয়া নেই।" এই জায়গাগুলো ভীষণ আবেগতাড়িত হয়ে যাই এখন। আমি যখন আমার সন্তানকে বলছি যে, "বাবা তুমি বা বড় হও, তুমি মানুষ হলেই আমি খুশি। আমাদের কোন চাওয়া পাওয়া নাই।" আদতে বাবা মায়ের কোন আ চাওয়া পাওয়া থাকে না। শেষ বয়সে একটু সেবা যত্ন পাওয়া, আ কিংবা একটু অসুখ হলে চিকিৎসা করা, একটু খাবারটা তারা শুধু হয়তো কল্পনা করে। আদতে বাবা মায়ের আসলে কোন নির্দিষ্ট চাওয়া-পাওয়া থাকে না। এটিই আসলে আমাকে আবেগতাড়িত করে তোলে। বর্তমানে আমি যখন বাবা-মা নিজে হয়েছি আমরা।
উপস্থিত থাকে যে, হুম, ঠিক। মনে পড়ে থাক। এটা আবেগ হয়ে গেছে। চাওয়া-পাওয়া নেই। আবার করে, ওটা করে। এটা ভালো বলেছেন আপনি। আচ্ছা বুঝতে পেরেছি। মানে মূলত আপনি এটা মনে করেন যে, বাবা-মা'র এরকম কোনো চাওয়া পাওয়া থাকে না। কিন্তু শুধুমাত্র এইযে খাবারের যে, ইচ্ছাটা থাকে সেটা কিন্তু চাইলেও কিন্তু আ খেতে পায় না। বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় বয়সের কারণে কিন্তু মিষ্টি ত্যাগ করে দিতে হয়। তো সেই কথাটাই আপনি মূলত বলতে চাচ্ছেন। তো এটাই আপনার কাছে কিন্তু এখন আবেগ হয়ে কিন্তু ভ্যাবে ভাসেন এটার উপরে। যে, এখন তারা নেই এই কথাগুলো মনে পড়ে যায়। তো কখনো কি এরকম আছে যে, কঠিন সময়ে আপনাকে পথ দেখাতে এই কথাগুলো অনেক সাহায্য করেছিল?
জি, জি। নিশ্চয়, নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। জি, নিশ্চয়ই।